বাহ, বাহ! চমৎকার বলছিলেন আসলে। যে, আগেকার যে, ফেস্টিভাল সেটা আপনার মনে এখনো ছুঁয়ে আছে বোঝাই যাচ্ছে। কিন্তু এখন আসলে বিভিন্ন রেস্ট্রিকশন এর কারণে যেহেতু আ জিনিসগুলো অতটা রাতভর হয় না, আবার কিছু রেস্ট্রিকশন থাকে জায়গা নিয়েও একটা অ্যা ফ্যাক্ট থাকে। তো সেক্ষেত্রে খুব ইনজয় করেছেন বোঝা যাচ্ছে। তো বন্ধু-বান্ধবদের সাথেই মোটামুটি এনজয় করা হয়েছে। তো এই যে, আ প এমন কি হয়েছে যে, ফেস্টিভালে বা এরকম কনসার্ট এ জয়েন করেছেন কিন্তু বাবা-মাকে না জানিয়ে? অনেক সময় থাকে না যে, আসলে আ তখন যেই ভার্সিটি লাইফ এর যে, বিষয়গুলো ছিল সেক্ষেত্রে তারা একটু মন খারাপ বা তাই না? জি। <chuckles> কাউকে না জানি ফোন ধরছি না বা কিছু না।
হু, হুম। হু, হুম। হু, হুম। হু, হুম। এরকম অনেক করেছি অনেক করেছি এরকম হ্যাঁ, হ্যাঁ, অনেক করেছি এরকম দেখা গেছে হ্যাঁ, কাউকে না জানিয়ে না। ব্যাপারটা হচ্ছে যে, মা-বাবা যেটা জানতো যে, হলে থাকছি আজকে। আজকে আর বাসায় ফিরছি না, আজকে হলে থাকছি, বন্ধুদের সাথে কোন একটা অ্যাসাইনমেন্ট করবো। তো এরকম করে হয়তোবা কনসার্ট <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এরকম অনেক করেছি আরকি। মানে এইটা আসলে মানে গুনে শেষ করা যাবে না এটা কতবার করেছি। এটা তোম আসলে অনেকবার করেছি। তো এটাই কমন ইয়ে ছিল যে, অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়ার্ক বাকি আছে। সবাই মিলে একসাথে থাকবো, হলে থাকবো, কাজ করব, তার সারারাত ধরে কাজ করব। তো সারারাতই কাজ করেছি, কিন্তু কাজটা একটু অন্যরকম ছিল। কাজটা হ্যাঁ। <giggles>
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। ও অ্যাসাইনমেন্ট এর কথা বলে কনসার্ট এ যাওয়া তাই না? মা চমৎকার। মানে এই এক্সপেরিয়েন্স গুলো কিন্তু আসলে মজাদার। জি, বাহ! <chuckles> বাহ চমৎকার! অ্যাসাইনমেন্ট আছে। কিন্তু কাজটা ছিল কনসার্ট এর কাজ। বাহ! চমৎকারভাবে বলছিলেন আপনার এক্সপেরিয়েন্স গুলো খুব সুন্দর করে শেয়ার করছিলেন। শুনে আসলেই খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

ফেস্টিভাল এর ব্যাপারটাও আসলে এক থাকে বিভিন্ন ঘরনার শিল্পী, ব্যান্ড একসাথে হয়তোবা পারা প্যা প পারফর্ম করে। এতে শ্রোতা আবার কিন্তু স্বল্প সময়ে দেখা যায় যে, বহুমাত্রিক একটা সংগীতের কিন্তু অভিজ্ঞতা পায়। তো ওটারও আরেক ধরণের আবেদন রয়েছে, বলতে পারেন।
হুম। হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় যে সঙ্গীত থাকে, নাচও থাকে অনেক সময়। সেক্ষেত্রে একটু আ বিনোদনটা একটু বেশি হওয়ার হয় আরকি। বাহ! চমৎকার বলছিলেন যে, অনেকগুলো আসলে কনসার্টে, এক কনসার্টে আপনার আ উপস্থাপন ছিল, যেটা বোঝা যায়। যে মানে উপস্থিত ছিলেন বলা যায়। আ তো আ একদম। তো যে আ বোঝাই গেলো যে কনসার্টগুলোতে বেশি উপস্থিত ছিলেন এবং আ ফেস্টিভালে একটু কম হলেও কিন্তু অভিজ্ঞতা মোটামুটি দুটোরই সেম। তো আপনার কাছে কোন জিনিসটা বেশি পছন্দের? ভিড় নাকি দেখা যায় যে, ব্যস্ত পরিবেশ? দেখা যায় যে, অনেকেই বা মনে আছে যে, আ ভিড় বা ব্যস্ত পরিবেশ একদমই পছন্দ করছে না। আবার দেখা যায় যে, যারা একক মুহূর্তের আনন্দটা বেশি পছন্দ করে। তো আপনার ক্ষেত্রে আসলে কোন জিনিসটা বেশি পছন্দের?
হু, হু। হু, হু। হুম। একদমই তাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হু, হু। হু, হু। দেখেন, এইখানটায় আমার কাছে পরিবেশটা খুব বেশি আসলে ম্যাটার করে না। কারণ আমি আসলে গান শোনা হ্যাঁ, অ্যা কারণ আমার কাছে যেটা মনে হয় যে ধরুন, আ একক কোনো কনসার্টেও যদি যান আপনি, হ্যাঁ? তো সেক্ষেত্রে সেটা যদি ওপেন এয়ার কনসার্ট হয়, সেখানে কি লোকজন হবে না? সেখানে তো লোকজন হবেই। এ এখানে ইভেন আপনি যদি অ্যা চার দেয়ালের মাঝেও কোন একটা কনসার্টের আয়োজন করেন, আপনি নিশ্চয়ই একা ১ জনের জন্য একটা কনসার্ট করবেন না। আপনি অনেকগুলো মানুষ একসাথে মিলেই হ্যাঁ, সবাই মিলেই তো আসলে দেখবেন। তো সেইখানে সেই যে মানে ভিড় এভয়েড করার যে ব্যাপার, ওটা আসলে আমার কাছে আসলে একটা মুখ্য ব্যাপার না। আমার কাছে যেটা লাগে, যেটা
পরিবেশ ম্যাটার করে না। আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। লোকজন অনেক বেশি হয়, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা ঠিক বলেছেন, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আপনার কাছে এনজয় টাই বেশি দ্যা গুরুত্বপূর্ণ বলা যায়। বা পরিবেশটা আসলে অতটা ম্যাটার করছে না, এই ক্ষেত্রে। যে আ কনসার্ট টাকেই বেশি বলা যায় যে, একদম মূল্যবান বা সেটাই বেশি ভালো লাগে। তো আ অবশ্যই দেখা যায় যে, ফেস্টিভ্যালে আমরা অনেক কিছু দেখি, হ্যাঁ? যে ব্যা রঙিন স্টল থাকে বা বিভিন্ন ধরনের ঐতিহ্য ফুটে তোলে বিভিন্নভাবে, বিভিন্ন ধরনের দোকানপাট। তো আ কোন জিনিসটা বেশি ছুঁয়ে যায় আপনাকে? আর একাক একক যেই কনসার্ট, সেটাতে দেখা যায় যে একদম স্টেজের, থাকে না যে একদম নিকটবর্তী একটা জায়গায় গিয়েছি। যেখানে আসলে খুব সরাসরি আ যে সঙ্গীত শিল্পী, তাকে দেখা যাচ্ছে। কোনটা বেশি ভালো লাগে?
একদমই তাই। হু, হু। হু, হু। হুম।

ঠিক ফেস্টিভাল ছিল কিনা আমার ঠিক মনে নেই আসলে। আমরা তখন ইউনিভার্সিটিতে একদম আ নতুন কেবল হয়েছি। তো আমার একটা কনসার্টের কথা মনে পড়ে যে, বিভিন্ন শিল্পীরা আসলে পারফর্ম করছিলেন। পুরোটি ঢাকা ইউনিভার্সিটির TSC এলাকা পুরোটার একদম মাঝখানে তখন তো আসলে মেট্রোরেল ছিল না। তো মেট্রো রেল ওইযে রাস্তাটার উপরে জাস্ট রাজু ভাস্কর্যের পাশেই ঐখানে একটা স্টেজ বানানো হয়েছিল। এবং সেখানে আমরা আমার আ খেয়াল আছে যে, আমরা বন্ধু-বান্ধব সবাই মিলে প্রায় ২০-২৫ জনের একটা গ্রুপ। সো সবাই মিলে আমরা তখন কনসার্ট গিয়েছিলাম। এবং এটা কিছুটা ওপেন এয়ার কনসার্ট ছিল। তো সেই কারণে দেখা গেছে যে, মানে আমরা এইযে খাওয়া-দাওয়া করছি, খাওয়া-দাওয়া করতে যেখানে গা যাচ্ছি। হয়তোবা হাকিম চত্বরেই একদম TSC-র পাশে। তো সেখানে আমরা খাওয়া-দাওয়া করছি। সে খেতে, খেতেই হয়তোবা আমরা একজন আরেকজনের গলা ধরে নাচানাচি করছি। মানে একটা ওচ হ্যাঁ।
জি। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বাহ! বাহ! চমৎকার! আচ্ছা। হুম, হুম। বা চমৎকার! এইযে বন্ধুদের সাথে যাওয়ার মুহূর্ত গ হ্যাঁ, হ্যাঁ, বন্ধুদের সাথে যে যাওয়ার মুহূর্তগুলো। এগুলো আসলে বলা যায় যে আপনার জীবনে অনেকটাই আ এখনও বলা যায় যে স্মৃতিতে খুব ভাল মতই ভাসছে। যেভাবে আপনি এক্সপ্লেইন করতেছিলেন যে আ এইযে গলা ধরে নাচানাচি করা বা এরকম করা। রাতভর কি করেছিলেন মানে এরকমটা থাকে না যে, রাত কেটে গিয়েছে। আ হলে যাওয়ার নাম নেই যেহেতু ঢাকা ইউনিভার্সিটির কথা বলছিলেন তো জ্বী, জ্বী।
এহ <chuckles> না, এটা আসলে রাতের বেলার কনসার্ট তো যেই কনসার্টটার কথা আমি বলছিলাম ওটা আসলে বিকাল বেলার থেকে শুরু হত। না দুপুর থেকে শুরু হত। দুপুর থেকে শুরু হতো এই সন্ধ্যা আই আ রাতের বেলা কিছু ওইযে আইন শৃঙ্খলার কারণেই দেখা গেছে যে রাতের, রাত ১০ঃ০০ পর্যন্ত কন্টিনিউ করত। তারপরে আর কন্টিনিউ করতে দিত না। বাট এর আগে কিছু কনসার্ট হতো। আমি যখন ধরুন যে, কলেজে বা এ এ কলেজে পড়ি হ্যাঁ। স্কুলে স্কুল শেষ করেছি বা কলেজে পড়েছি তখন এলাকাভিত্তিক আসলে বিভিন্ন ধরনের কনসার্ট হতো। এখন যেটা হয়েছে এইযে আসলে বিভিন্ন ধরণের রেস্ট্রিকশন এর কারণে ওভাবে করে আসলে কনসার্ট গুলা আসলে ওপেন এয়ার কনসার্ট গুলা আসলে হয় না। তো যেটা হয় যে আপনি
হ্যাঁ। হ্যাঁ। বিকেল থেকে শুরু হয়েছে, ও আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আগের মুহূর্তটা বেশি আ পছন্দের বলা যাচ্ছে, জী, জী।
হ্যাঁ না ওইযে, ও আপনি রাত ভরে মে গান গাওয়ার কথা বললেন তো, গান শোনার কথা বললেন তো? তো আমার মনে আছে যে এলাকাভিত্তিক যে কনসার্ট গুলো হতো তখন ওগুলো আসলে বেশ রাত পর্যন্ত হতো। দেখা যেত যে একটা থেকে দুটা বেজে গেছে। তখন পর্যন্ত শিল্পী গান গেয়ে যাচ্ছেন। শিল্পীকে আবার শিল্পী ম স্টেজ থেকে নেমে যেতে চাচ্ছেন। তখন হয়তোবা তাকে রিকোয়েস্ট করা হচ্ছে আবার যে আ আর ২ টা গান গেয়ে যাওয়ার জন্য। এরকম করে অনেক অনেকক্ষণ সময় আসলে কেটে যায়। তো ওটা খুব ভালো লাগতো আরকি। ওই সময়কার আ কনসার্ট গুলো মানে এটা একটা আসলে অন্যরকম আবেগের একটা বহিঃপ্রকাশ ঘটত। এ্যা ভাল লাগতো তাদের গানগুলো শুনতে। তো বেশ অন্যরকম একটা আবহ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, জি। বাহ! চমৎকার এক্সপেরিয়েন্স জি, জি। হুম, হুম, হুম। হ্যাঁ।